আসলে কদিন ধরে না একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি। বেশ অ্যা মানে একটা জটিল সমস্যাই মনে হচ্ছে আমার কাছে। অ কোনো কিছুতেই আসলে ভালো লাগছে না। সারাদিন ভীষণ ক্লান্ত অনুভব হচ্ছে এবং কাজকর্মেও না খুব একটা খারাপ প্রভাব পড়ে গিয়েছে। আ কোনো কিছুই দেখা যাচ্ছে যে মন দিয়ে আসলে করে আ সেটা সম্পূর্ণ করতে পারছি না। আ ভীষণভাবে আসলে মেজাজ হারাচ্ছি বারবার। আ সত্যি মানে ভীষণ খারাপ লাগছে। একটা ক্লান্ত সারাদিনই মনে হচ্ছে যেন আ খুব পরিমাণ ক্লান্ত হয়ে আছি, এরকম একটা বিষয়। তো আসলে সমস্যাটা থেকে কিভাবে বেরোবো, উ কোনো কিছু আসলে বুঝে উঠতে পারছি না। কার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবো, উম সেটা নিয়েও একটা confusion এর ভিতর ছিলাম। তো আসলে আপনি যদি আমাকে একটুখানি সহায়তা করতেন এই বিষয়টাতে। কিভাবে আমি এই সমস্যাটা থেকে আসলে বেরোতে পারি? তাহলে আমার জন্য ভীষণ ভালো হতো।
হুম। আচ্ছা। উম আচ্ছা। না এটা কিন্তু আসলে মানে শুনেই কিন্তু বুঝতে পেরেছি যে কিছুটা তো হয়েছে যার জন্য আপনার কথার যে একটা tone সেটাতেই কিন্তু বারবার ফুটে উঠেছে যে না আপনি হয়তো একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। তবে ব্যাপারটা হলো কি, মানে এমন কি হয়েছে যার জন্য আপনার কাছে মনে হচ্ছে ব্যাপারটা থেকে বের হতে পারছেন না? খুব বেশি একটু খারাপ লাগছে এটা কেনো মনে হচ্ছে আপনার?
উ হু। আচ্ছা, আসলে বিষয়টা হয়েছে আমি অনেকদিন না আ মানে আমার যে অ্যা routine টা ছিল দৈনন্দিন যে একটা routine সেই routine টা না বেশ অ্যা এলোমেলো হয়ে গিয়েছে অনেকদিন ধরে। বেশ কিছুদিন

না এটা কিন্তু সত্যি আপনি বেশ দারুণ বলেছেন। আমারও বে শ ভালো লাগছে এবং আপনি যে আ প্রক্রিয়াগুলো বললেন আমার কাছে মনে হচ্ছে এগুলো অবলম্বন করলে আমি আমার সমস্যার থেকে বেশ আ তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। বেশ আ চমৎকার একটা আ কথা আপনি বলেছেন। ভীষণ ভালো লাগছে আসলে এখন আমার সে আগের যে একটা মানসিক একটা চাপ ছিল সেটাও না অনেকখানি কমে গিয়েছে আপনার সাথে কথা বলতে পেরে। সত্যি বেশ দারুণভাবে আমাকে ব্যা ব্যাপারগুলো বুঝিয়ে বললেন। আ আমিও, আমারও মনে হচ্ছে যে আমি আমার সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আ বেরিয়ে আসতে পারবো। আপনার আ কথাগুলো বেশ গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য।
আমি নিজেও আসলে আশাবাদী যে আপনি অনেকটা দৃঢ় মনোবলের মানুষ। আপনি নিশ্চয়ই পারবেন যদি একটু চেষ্টা করে দেখেন। তখন আপনার ঘুমেও ব্যাঘাত হবে না। আর সারাদিন কিন্তু একটু freshও থাকতে পারবেন হয়তোবা। তো আসলে আপনার জন্য এটা অনেক, অনেক, শুভকামনা।